আ আমি যদি আমার কথা বলি আমার পরিবার আমাকে খুবই বেশি টেক কেয়ার <chuckles> করে। এটা আমার কাছে মাঝে, মাঝে খুবই বিরক্তকর লাগে টু বি হনেস্ট কারণ আ হয় কি যে মানে ধরেন আমি বাইরে গেলাম বা আমাকে ১০১ বার কল দেওয়া বা খোঁজ নিচ্ছি কিনা, নিচ্ছে যে খেয়েছি কিনা বা কি করছি, কখন বাসায় আসবো এখনও আসছি। না কেন? মানে থাকে না যে একটা ওভার কেয়ারিং বা ওভারপসেসিভনেস থাকে। তো আমার পরিবারের ও ব মানে পরিবারের আরকি পোড়াটাই এমন মানে আমার বিশেষ করে আমার মা মারে মা শেষ হলে আমার বাবা। তো দোনোজনেই হচ্ছে এরকম করে মানে থাকি মানে কলের উপরেই থাকে। তো মাঝে, মাঝে এটা খুবই ভালো লাগে যে আমার মাঝে, মাঝে অনেকে বলে, যে আ "তোর এটি লিস্ট আ তোর বাবা-মা তো খবর নিচ্ছে। আমার তো কলই দিচ্ছে না। খুবই খারাপ মানে কোন আমি যে ব্যা তাদের ছেলে-মেয়ে তাই মনে হচ্ছে না" মানে কমপ্লেইন <chuckles> হ্যাঁ, মানে কমপ্লেইন করে। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ তখন আবার আমার কাছে মনে হয় যে না ওদের লাইফ টাই মনে হয় ভালো। কারণ এটি লিস্ট ওরা মানে কল দিচ্ছে না বা বারবার ঘন, ঘন কল দিয়ে ই করছে না শান্তিতে আছে অ কিন্তু আমার বেলায় দেখা যায় যে না আমাকে বারবার কল দিচ্ছে বারবার হচ্ছে এই করছে মানে একটা হচ্ছে না, মানে এখন তো ক বন্ধুদের আড্ডাদের মাঝখানে কল দিয়ে বসল। আর তখন বললো যে "এখনো কেন আসছিস না? আর অনেক এত ই করছিস মানে এত লেট করে কেন?" তো জিনিসটা মাঝে, মাঝে একটু খারাপ লাগে বাট হ্যাঁ, মাঝে, মাঝে জিনিসটা আসলে আমাদের দরকার কারণ তারাই তো আমাদের ভালো য জানে। হুম, হুম।
জি, জি। ওকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো থাকবেই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ওকে মানে হিংসা বা একটা খারাপ লাগা কাজ করে। আচ্ছা। শান্তিতে আছে আরকি। আচ্ছা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে ব্যাপারটা, ব্যাপারটা একদম ব্যাপারটা এমন হয়ে গেছে। বাংলায় একটা প্রবাদ আছে। অ্যা "নদীর এপার কহে ছাড়ে না কি যেন ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস" এই টাইপের একটা ব্যাপার?
হু, হু উহু আহ! হু, হু। আহ! <chuckles> আম আ হ্যাঁ, বলা যায়।
মানে আপনার কাছে আপনার বন্ধুদেরটা ভাল লাগছে। আপনার বন্ধুদের কাছে আপনারটা ভালো লাগছে।
আমার বন্ধুদা আমার আমার আমার হ্যাঁ আমাকে ভালো লাগছে। <chuckles> আবার হচ্ছে মাঝে, মাঝে হয় কি যে যখন আমরা ইসলামি স্কুলে বা কলেজে পড়তাম বেশির ভাগ কলেজেই তো আ টিফিন তো ওদের কোনো মানে ইয়া কে কাউকে হচ্ছে সকালবেলা উঠে টিফিন দিতো না কিন্তু আমার মা কি করতো সকালবেলা হচ্ছে টিফিন বানিয়ে আমাকে দিত কারণ বাহিরের খাবারটা অতটা হেলদি না আর বলতো যে "বাইরে কেন খাবি বাইরেরটা একদমই ভালো না শুধু, শুধু"
আমার ক্ষেত্রে জি বলুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। আপনি অনেক লাকি তো তাহলে।